হ্যাঁ, টিভি "শো" আ ফ্লপ আর হিট নিয়ে, আমার একটা ব্যক্তিগত Observation আছে। এটা হচ্ছে আমার মনে হয় আ যে, টিভি "শো" গুলা মানুষকে কানেক্ট করতে পারে সরাসরি, মানুষ তাদের এ নিজের একটা প্রতি ছবি দেখতে পারে। সেগুলো হচ্ছে মানুষকে কানেক্ট করতে পারে। এটা হচ্ছে ১ টাইপের
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে নিজেদের জীবনের সাথে একটা সংযোগ খুঁজে পায়, এমন?
সংযোগ খুঁজে পায়। হ্যাঁ, এটা হচ্ছে ১ ধরনের একটা category কয়েকটা category আছে। আমি অ্যা বাকিগুলাও জু একটু বলতে চাই। আর কিছু, কিছু আছে মানুষ হচ্ছে আস মানুষ যেরকম হইতে যায়, হ্যাঁ, এরকম কিছু, কিছু character আছে। যেমন অ্যা কিছু আ মানে নায়ককে খুব ভালোভাবে Portray করা হয় বা Protagonist যে থাকে, তাকে খুব ভালোভাবে Portray করা হয়। তো দেখা যায় আ অনেকের ভেতর এরকম একটা আ বাসনা থাকে যে, সে হয়তো আ মানে হিরো হবে, অনেকের সাথে মারামারি করতেছে। সে সেখানে জিতে আসতেছে। এরকমও যে হিরো ফিলিংস যেটা, সেটা হচ্ছে অনেকের ভেতর থাকে। তো সেগুলা হচ্ছে অ্যা আরেক শ্রেণীর যে দর্শক আছে, তাদেরকে কানেক্ট করে, হ্যাঁ, তাদেরকে কানেক্ট করে। আবারই কিছু, কিছু আছে এরকম যে একেবারেই অবাস্তব। হ্যাঁ? একেবারে fantasy জগতের fantasy জগতের। যেমন হচ্ছে কিছু, কিছু আ রাজা রাজরাদের আমলের কিছু, কিছু মুভি দেখানো হয় বা অবাস্তব কিছু, কিছু যেমন হচ্ছে "মার্ভেলের"
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। যে সে হিরো হবে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। আরেক শ্রেণীর মানুষ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেমন? জ্বী, জ্বী, জ্বী। মানে ওই যে আগের সময়কালের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আগের সময়কালে কিছু আছে, "মার্ভেলের" কিছু আছে। এরকম আ কিছু জিনিস হচ্ছে যেটা হচ্ছে রিয়াল লাইফ এ আসলে এক্সিস্ট করে না। ঐসব জিনিসের প্রতি অসম্ভব
কিন্তু তারপরও তো, এগুলো দেখা যায় যে অনেক, অনেক মানুষ এগুলাকে পছন্দ করছে। মানুষ দেখা যাচ্ছে টিকিট কেটে হলে যাচ্ছে, যদিও না এগুলা বিদেশি দেখা যাচ্ছে আ দেশ থেকে আসছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়? যে, এই Fantasy type এর যে মুভি গুলো আছে, এগুলো কেন মানুষ এত বেশি পছন্দ করে?
হ্যাঁ, ওইটা হচ্ছে ঐযে সে রিয়েলিটি থেকে বের হইতে চায়, কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায়। কারণ হচ্ছে আ
মানে নিজের জীবনের বাস্তবতা থেকে আসলে তারা বা অতিষ্ট বা কোনো কারণে থাকতে চাচ্ছে না। চাচ্ছে যে একটা কল্পনা জগতে হারায় যেতে, এরকম কিছু?
এ এরকম, এরকম ১ টা বিষয় থাকে। আবার সবসময় পুরোপুরি এটাও না। হ্যাঁ, সবসময় এটাও না, কারণ দেখা যায় যে, নিছক বিনোদন হিসেবে নেয়, এরকম মানুষই বেশি। তো সে যখন বাস্তব Content গুলা দেখে অভ্যস্ত থাকে, আ মানে অ সিনেমায় যেরকম হয় মারামারি অভিনয় একটা ভিন্ন ধারা নিয়ে আসে, একটা ব্যতিক্রম আ রুচি নিয়ে আসে আরকি। তো সেটা আসলে অনেকে এনজয় করে থাকে। যেমন "হ্যারি পটার সিরিজ" এখানে কিছু, কিছু জাদু-টাদু বা এরকম কোন কিছু দেখানো হয়, যেটা আসলে অনেকেই এনজয় করে। অনেকটা ভূতের গল্পের বইয়ের মতো যে, ছোটবেলায় মানুষ তো অনেক ধরনের উপন্যাস, গল্পের বই পড়তে পছন্দ করে। তার মধ্যে আসলে ভূতের বইটা মানুষ বা একটু বেশি পছন্দ করে কিছু, কিছু ক্ষেত্রে। অ্যা কারণ দেখা যায় সেটা একটা কাল্পনিক বা অবাস্তব, এরকম একটা বিষয় থাকে বা একটা Suspense chill এর বিষয় থাকে। তো <clicks tongue> এই জিনিসগুলা অনেকে নিজেদের সাথে কানেক্ট করতে পারে আরকি, বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তখন এই কাল্পনিক জিনিস ১ টা ভিন্ন ধারা আনে। তাই তো? জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। তা তো অবশ্যই। বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই যে বললেন না যে, এই যে গল্পের কথা যে, একটা কাল্পনিক জগতেও দেখা যায় মানুষ হারিয়ে যেতে চায়। তো আমাকে ১ টা কথা বলতে পারবেন? যে আসলে কি এগুলার গল্পটাই প্রধান, নাকি গল্পতে কারা অভিনয় করছে, এটা বেশি মানুষ পছন্দ করে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মনে করেন আ কে আ উম যে মন ক্যারাক্টার বলি আমরা, এদের দেখা যায় যে, আ মেইন যে, যে অভিনয় করে, সে পরিবর্তন হয়। তখন দেখা যায় কিছু মুভি আছে, যেগুলো খুব বেশি জনপ্রিয় হচ্ছে। আবার একই ক্যারাক্টার এর ডে আলাদা একটা মুভি, তখন দেখা যায় অত বেশি আসলে জনপ্রিয় হয় না। এটার প্রধান কারণটা কি?

আ আমার পছন্দের টিভি শো একটা যদি আমি বলতে চাই, খুব পছন্দের সেটা হচ্ছে 'Game of Thrones' হ্যা? সেটা হচ্ছে আমার খুবই পছন্দের। এবং এটা আমার ভালো লাগে এজন্য, কারণ আমার মনে হইছে যে এটা একটা জার্নি। এটা কোনো টিভি শো এরকম কোনো কিছু না। এটা একটা জার্নি এবং আমি খুবই এনজয় করছি। এটা এটা হচ
আচ্ছা, আচ্ছা। মানে গল্পটার মধ্যে সম্পূর্ণভাবে হারিয়ে গেছেন, তাই তো? যে গল্পের যে, যে বাক গুলা ছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
গল্পটার ভেতরে হ্যাঁ, হ্যাঁ। গল্পের ভেতর হারিয়ে গিয়েছি। twist গুলো অসাধারণ ছিল, অভিনয় চমৎকার ছিল, প্লট চমৎকার ছিল। অনেক দীর্ঘ সময় ধরে হইছে, যেজন্য একটা সময় মনে হইছে যে, "না! আমি সেটার ভিতরে ঢুকে গেছি।" এরকমও হইছে যে, আমি মানে টানা ১ দিন ১০ ঘন্টা, ১২ ঘন্টা দেখতেছি এটা, এরকমও হয়েছে আরকি।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উরে বাবা! তাইলে তো মানে অনেক সময় দিয়ে ফেলছেন আপনি <scoffs> একটা টিভি শো কে ১ দিনে। <chuckles>
অনেকটা প্রায় ৮০ ঘন্টার মতো, আশি আশি ঘন্টার মতো প্রায়। এবং এ্যা এটা খুবই enjoyable! খুবই এনজয় করছি আমি। এবং এটার সবকিছু আমার মনে হইছে যে, এটা পারফেক্ট ছিল আরকি। আ মানে সবকিছু মিলে।
জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এ দেখা যায় কি, নরমাল যে টিভিশো গুলা হয়, এগুলোতে কিন্তু একটা জিনিস থেকে যায়। আপনি একদমে শুরুতেই বলতে পারবেন আচ্ছা, "এ হেরো, এ ভিলেন, এই মানুষটা আসলে এরকম একটা পর্যায়ে থাকবে।" কিন্তু দেখা গেছে 'Game of Thrones' কিন্তু পরিচিতই এই কারণে যে, <scoffs> প্রত্যেক সিজন পরিবর্তন হওয়ার সাথে, সাথে দেখা যায় যে, নতুন, নতুন এক একটা মোড় নিয়ে আসে গল্পে। তো আপনার কাছে জি, জি, জি। এই টিভিশো টার কোন ব্যক্তিত্বটা সবথেকে ভালো লাগছিল যে, কোন ক্যারেক্টারগুলা?
হ্যাঁ। একদমই, একদমই হ্যাঁ। এটা <scoffs> অনেক character ই আ আসলে আমার কাছে extraordinary মনে হইছে। এর মধ্যে Tyrion Lannister ছিল। অ্যা Tyrion Lannister ও খুবই ভাল্লাগতো, ও তার উইট এর জন্য বা আ তার যে সেন্স বা তার ডায়ালগ ডেলিভারি, এগুলো হচ্ছে খুবই চমৎকার এবং extraordinary লাগতো আরকি আমার কাছে। আ Jaime Lannister উ আসলে তার পার্সোনালিটি ছিল। শুরুর দিকে একটু উল্টা-পাল্টা লাগতো, কিন্তু পরের দিকে গিয়ে হচ্ছে তাকে খুবই ভাল্লাগতো আরকি এরকম। তা আ আ individual উল্লেখ করলে, অনেকের কথাই উল্লেখ করা যায় অনেকের কথা উল্লেখ
জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। অনেকের কথা বলতে পারবেন। আচ্ছা, আপনি কি ধরতে পেরেছিলেন যে, আসলে এর একদমে শেষ পর্যন্ত নায়ক কে হবে? বা আপনার কাছে এই যে twist গুলা কেমন লেগেছিল যে, এই যে এক একটা নতুন, নতুন বাক আসে গল্পের?

খুবই অসাধারণ! খুবই অসাধারণ লাগছে! মানে আ নেড স্টার্ক এর সাথে যে ঘটনাটা ঘটে, আ তার মধ্যে আ তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা আসলে, সেটা যখন আমি দেখি তখনই আসলে আমি বুঝতে পারি যে না, এটা অর্ডিনারি কিছু না এটা এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ? ওই যে <laughs> তখন থেকে আসলে আমি বুঝি যে না এখানে
জি, জি। আচ্ছা, আচ্ছা। <laughs> মানে ওই বিশ্বাসঘাতকতার বিষয়টা যে, আসলে সে যেভাবে সবাইকে ভালো ভাবতেছে, সে একটা ভালো মানুষ। দেখা গেছে যে, যখন সবার উপরে ও নির্ভর করতেছে যে, যে না, সবাই ভালোভাবে বিহেভ করবে কিন্তু, দিন শেষে দেখছে যে, ওর সাথেই একটা বিশ্বাসঘাতকতা হয়ে যায়। ওই জিনিসটা দেখেই আসলে আপনি বুঝতে পারেন যে, এই সিরিজটা আসলে অন্যরকম একটা মোড় নিবে। তাই তো?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বিশ্বাসঘাতকতা হয়ে যায় রাইট। একটু অন্যরকম হয়ে যাবে। এবং এটা হচ্ছে মানে আমার গায়ে কাঁটা দিয়ে উসে উঠে যখন হচ্ছে, ঐ যে আ সে মানে 'খালিসি', হ্যাঁ 'খালিসি' হচ্ছে যখন সে আ সে হচ্ছে আগুনের চিতার ভিতর বসে থাকে, এবং আ ড্রাগন গুলা হচ্ছে যখন ডিম থেকে ১ম বার ফোটে আরকি ড্রাগনগুলোর জন্ম হয়
এই মুহূর্তের কথা ভাবেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। ওই যে ড্রাগন গুলার জন্ম হয়। যে নতুন করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কিন্তু খুবই হুম, হুম, হুম।
তখন আমি বুঝতে পারি যে না, এটা মাত্র শুরু। একটা সিজন গেছে মাত্র শুরু। এটা পিকচার আভি বাকি হে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওই সময় বুঝতে পারেন যে, এখন পুরো গল্পটা আসলে এখন সাজানো হচ্ছে। এখনো আসলে আসল গল্পই শুরু হয় নাই।
সাজানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এ এবং ওইটা হচ্ছে আমার দেখা ১ম বড় সিরিজ ছিল। আ খুব বড় সিরিজ ছিল। তো আ
আচ্ছা। আচ্ছা, তাহলে আপনার আপনার কথা শুনে যেটা বুঝলাম যে, আসলে একটা উগ টিভি শো পপুলার হতে হলে বা খুব জনপ্রিয় হতে হলে না, তার মধ্যে অনেক রকমের বাঁক দরকার, ভালো, ভালো অভিনেতা দরকার, তার জন্য দরকার যে একটা খুব সুন্দর গল্প যেটার মধ্যে মানুষরা আকৃষ্ট হবে, এবং গল্পের যে স লাইনটা আছে ওই লাইন গুলোতেই হারায়া যাবে। এর মধ্যে যে ব্যক্তিত্ব থাকবে, ব্যক্তিগুলো গুলোর আসলে ফলোওয়ার হয়ে যাবে, এরকম হইতে হবে। তাই তো?
একদম, একদম। এরকম, হ্যাঁ, এরকমই। দেখা যায় যে একটা ক্যারেক্টার যখন দীর্ঘ সময় নিয়ে বিল্ড করা হয়, আ সেই ক্যারাক্টারটা কিন্তু মনের ভেতর গেঁথে যায়। আর দেখা যাচ্ছে যে, নরমালি হয় কি? একটা মুভির ক্ষেত্রে দেখা যায় ২.৫ ঘন্টা, ৩ ঘন্টার ভেতর কাহিনীটা তৈরি করে, বা প্লট গুলা বিল্ড করে এবং শেষে গিয়ে একটা ফিল বা সাসপেন্স, কোন একটা কিছুতে। কিন্তু টিভি শো এর ক্ষেত্রে হয়, এটা তো অনেক দীর্ঘ সময় ধরে চলে বড়, বড় সিরিজগুলা।
আসলেই, আসলেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। দেখা যায় দিনের পর দিন ওই যে, সময় নিয়ে তৈরী করা হয় এক-একটা গল্প।
দিনের পর দিন ধরে চলতেছে। হ্যাঁ। ১ টা গল্প, হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো সেখানে ১০ বছর বা ২০ বছর দেখানো হচ্ছে। হ্যাঁ? হয়তো আমরা সেটা ৬০ ঘন্টায় ৭০ ঘন্টায় দেখছি। কিন্তু হচ্ছে টাইমফ্রেম টা সেখানে দেখানো হচ্ছে ১০ বছর, ২০ বছর, ৩০ বছর। হ্যাঁ, তো সেটা আসলে খুব চমৎকারভাবে অনেক সময় কানেক্ট করা যায় এবং যে চরিত্রগুলো, চরিত্র চরিত্রগুলোর সাথে নিজেকে একদম মিলিয়ে ফেলা যায়। তো যখন দেখা যায় যে একটা বাচ্চাকে আমি দেখছি সে ছোট থেকে বড় হচ্ছে। সে লাইফ এ কোন ধরনের ট্রানজিশন এর ভেতর দিয়ে যাচ্ছে, এবং সে যখন বড়, সে যখন প্রাপ্ত বয়স্ক বা পূর্ণবয়স্ক, তখন যে তার এক্টিভিটিস গুলো, তখন নিঃসন্দেহে সেটা আমি বেশি রিলেট করতে পারব। হুট করে একজনকে দেখার থেকে হু বা হুট করে একটা চরিত্রকে দেখার থেকে। তো এভাবে আসলে চরিত্রগুলোর সাথে এক ধরনের মেন্টাল কানেকশন তৈরি হয়। আ এবং আম মনে হয় যেন তার সুখে আমি সুখী, তার দুঃখে আমি দুঃখী এরকম।
আচ্ছা। অনেক, অনেক বেশি। জি, জি, জি, জি। মিলাই ফেলা যায়। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি একদমই মানে ওইটার একটা অংশ হিসেবে নিজেকে গোনা শুরু করেন। যে আচ্ছা ঠিক আছে, ও সফল হচ্ছে মানে আমি, মানে কোথা থেকে জানি আপনার মনে মনে হয় যে, এই অভিনেতাটা আসলে আপনি। জি, জি, জি।
রাইট, রাইট। ভেতর থেকে ভালো লাগে আরকি। হ্যাঁ, ভেতর থেকে ভালো লাগে। হ্যাঁ, একদম।

এটা আসলে <chuckles> খুব বড় চিন্তা। আ দেখা যায় যে আমার আমি যেরকম মানে মুভি দেখে বা সিরিজ দেখে আসলে অভ্যস্ত, সেই ধরনের কোন কিছু যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত আমার ১০ বছরের একটা প্রিপারেশন নিতে হবে। তো যেটা আসলে আমার ঐরকম সম্ভব না এবং অ ঐ জগতের লোকও না আমি। কিন্তু যদি ঐরকম কোন কিছুর সাথে সম্পৃক্ত থাকার আ সুযোগ হয়, সেক্ষেত্রে হচ্ছে স্টোরির দিকে বা, প্লট বা, এই জাতীয় জিনিস গল্পের দিকে আমি একটু নজর দেওয়ার চেষ্টা করবো আরকি। আ যাতে হচ্ছে এরকম কোন কিছু মাঝে, মাঝে থাকে যাতে দর্শক অবাক হয়। অ্যা দর্শক একটু নেড়ে-চেড়ে বসে নড়ে-চড়ে বসে এবং দর্শক যাতে সেটাকে নিজের সাথে কানেক্ট করতে পারে। এবং আ যাতে ১ টা এপিসোড দেখার পরে, পরের এপিসোডটা দেখার জন্য বা, ১ টা সিজন দেখার পরে, পরের সিজন দেখার জন্য তার ভেতরে একটা আগ্রহ তৈরি অপেক্ষা করে সেরকম কোনো একটু কিছু করার চেষ্টা করবো হচ্ছে গল্প গল্পটাকে একটু আলাদা করার মাধ্যমে।
আচ্ছা, আচ্ছা। গল্পের দিকে মনোযোগ দিবেন। জি, জি। আচ্ছা। ইস অপেক্ষা করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দারুণ। আচ্ছা, এমন কোন টিভি শো আছে আপনার? যে টিভি শোটা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু পরের সিজনটা আর আসে নাই। আপনি চাচ্ছেন যে এটা যেন আসে।
আ এরকম অ্যা হুট করে এখন মনে পড়ছে না। তো আমার মনে হচ্ছিল যে 'Game of Thrones' এর যেটা আছে, ওটার তো একটা prequel আসতেছে বা চলতেছে এখন' House of the Dragon।' তো আমি আ সেটা একটা, একটা, একটা প্র প্রথমত দেখা শুরু করছিলাম। কিন্তু পরে ভাবলাম যে, একটা সি একটা, একটা করে সিজন দেখবো। তো আমার খুবই প্যারা লাগে আরকি এরকম যে, একটা দেখে আবার ১ বছর ওয়েট করবো?
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে সবগুলো আসবে। তারপরে দেখবেন এরকম কিছু?
সবগুলো আসবে তারপর আমি দেখব। এরকমভাবে আসলে আমি ওয়েট করতেছি, যে সেটা আসলে কখন আ সবগুলো আসা শেষ হবে। তখন হচ্ছে ১ বসায় টানা হয়তো ৫ দিন, ৭ দিন, ১০ দিন সময় নিয়ে সেটা হচ্ছে আমি দেখে ফেলবো আরকি। ঐটার জন্য আমি ওয়েট করতেছি।
আচ্ছা, আচ্ছা। না, না, বিষয়টা কিন্তু দারুন আসলে। আপনি ঐ অপেক্ষাটা নিতে পারেন না। ম আসলে নিতে গেলে হয়তো আপনার খুব মনে হয় যে এই পরের প পরের পর্বে কি হবে পরের পর্বে কি হবে, তাই তো?
য়াম গল্পটা থেকে বের হয়ে যায় আরকি। যেমন একটা সিজন দেখলাম আবার ১ বছর পরে আবার আরেকটা সিজন দেখবো, তখন সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায় গল্পের। তো আমি চাই যে সেক্ষেত্রে সবগুলো একসাথে আসলে, একটানা হচ্ছে আমি দেখে ফেলব। সেক্ষেত্রে হচ্ছে একদম আমি গল্পের গভীরে ঢুকে যেতে পারবো এবং চরিত্রগুলাকে ওইরকম মানে কাছ থেকে উপলব্ধি করতে পারবো। হ্যাঁ। সেই ফিলটা প্রকৃতভাবে পাবো আরকি, এরকম মনে হয় আমার কাছে।
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। উম উপলব্ধি করতে পারবেন। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, দারুণ। তো আপনি কি সবসময় সিরিজগুলো একা একাই দেখেন এই টিভি শোগুলা? নাকি কারো সাথে বসেও কখনো দেখা হয়?